আসলে স্বাস্থ্যখাতের যে বিষয়টা আমি মনে করি যে আ এইটার ক্ষেত্রে কি হয়, যে অনেক সময় দেখা যায় যে অনেক অ এই যে কিছুদিন আগে করোনার যে টিকগুলো দিল টিকাগুলো দেওয়া হইল। তাই না? <giggles> আচ্ছা, আচ্ছা। এই, এই
হ্যাঁ, উপ আমি ঠিক করোনা নিয়েই বলতে চাচ্ছিলাম আসলে। মানে বলে এই টিকা নেয়া যাবে, এই টিকা নেয়া যাবে না। এই টিকা কাজ করে, এই টিকা কাজ করে না। অনেক ধরনের একটা গুজব আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম। তো ওখানেই আপনার এক্সপেরিয়েন্স টা যদি একটু শেয়ার করেন। বা
হুম, হুম। হ্যাঁ। অ্যা হ্যাঁ। এইটা মানে বিশাল একটা স্কাম এর মতোই বলা চলে। আ আমি যখন আমি আমি আসলে করোনার টিকার যখন সময় আসলো তখন দেখতেছি যে সবাই মানে বলতেছে যে, "টিকা দিতে হবে, টিকা না দিলে এই সমস্যা হবে, ঐ সমস্যা হবে।" তো পরবর্তীতে কি করলাম আমি আমার কেন জানি মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যে এই টিকাগুলা সঠিক কিনা এটা আমার একটু ডা মানে সন্দেহ হচ্ছিল আরকি। যে এটা দিব কি দিবো না। এ এটা তো হুট করে একটা ইয়া বের হয়ে গেল। এটার সাইড ইফেক্ট টা কেমন আসবে। তো এই যে একটা বিবেচনায় চলে আসলো আরকি মনের মধ্যে একটা সন্দেহ কাজ করতেছে। তখন আমি কি করব তখন আমি কিন্তু আসলে টিকাটা দেইনি। না দেওয়ার কারণে মা মানে আমি দেইনি। পরবর্তীতে এই কয়েক বছর পর আসার পরে শুনতেছি যে এই টিকাটা আ জন্য যারা দিছিল তাদের নাকি অনেক সাইড ইফেক্ট আসতেছে। চুলকানি হচ্ছে, অ্যালার্জি হচ্ছে। হ্যাঁ এই যে আসতেছে। এখন তো আমি নিজেকে অনেক ইয়ে ভাবতেছি যে আসলে আমি না দিয়েও খুব ভালো কাজ করছি। তো দিলে হয়তোবা আমি একটা ক্ষতিগ্রস্ত হইতে পারতাম। তো এ এই হ্যাঁ। এইজন্যে আমার যেটা আরকি মনে হয় যে কোন কিছু মানে ভ্যাকসিন মানে যেহেতু স্বাস্থ্যর বিষয়, মানে চিকিৎসার বিষয় সেই চিকিৎসার বিষয়টা অবশ্যই আমাদেরকে মানে ঐটা খতিয়ে দেখতে হবে। খতিয়ে বলতে কি পর্যালোচনা করতে হবে যে আসলে অ্যাঁ এটা কী হতে পারে, কি এটার সাইড ইফেক্ট হতে পারে। আমরা এটা আরো জানার ট্রাই করব। তারপর আমরা একটা সিদ্ধান্ত নিব যে আমাদের গায়ে এটা টিয়ে ইয়ে মানে টিকাটা দিব কিনা বা ঔষুধটা মেডিসিন টা নিবো কিনা। এই টাইপের সিদ্ধান্তগুলো আসলে আমাদেরকে অনেক মানে বিবেচনা করেই আসলে নেওয়া উচিত বলে আমি মনে করি।
কি হয়েছে? হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। হুম, হুম, হুম, হুম। ও আচ্ছা ওকে। সাইড ইফেক্ট হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম, হুম। এ কোন একটা ক্ষতিগ্রস্ত হতে পারত। হুম, হুম। হুম, হুম।

হুম, এইটাই আরকি। এইটা চাচ্ছে। এটা চাওয়ার কারণ কি হচ্ছে, তারা কিন্তু ওইযে বিভিন্ন টাইপের দেখেন, এইযে মাঝে, মাঝে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার মদ মাঝে, কিছু নিউজ আসছে যে অমুক ব্যক্তি মারা গেছে। বা অমুক ব্যক্তি ও আ গেছে এক জায়গায়। অ্যা তো গেছে। তো ভালো কথা পরে ঢুকে দেখি, যে সেই ব্যক্তি নয় হু, হ্যাঁ, হ্যাঁ।
ও! হ্যাঁ, হ্যাঁ। আ আমি একটু ব মাঝখানে একটু আ একটু ইন্টারাপ্ট করি। আব এ ধরনের খবর আসলে প জনগণের মধ্যে কিন্তু একটা বিশাল বিভ্রান্তি তৈরি হয়।
উ হু। হ্যাঁ। এইটা কিন্তু একটা বিভ্র হুম। উ হু, হু।
বিশেষ করে তা যা যদি খুব বিখ্যাত লোক হয়। হ্যাঁ।
মনে করেন সেদিন আমি একটা নিউজ দেখলাম, যে আ ইলিয়াস কাঞ্চন মারা গেছে। তো আমি কো কোথায় মারা গেছে? সে যুক্তরাষ্ট্রের না কোথায় যেন একটা জায়গায় মারা গেছে। তো আমি তো অবাক হয়ে গেলাম। সে তো চিকিৎসাধীন অবস্থায়, আমি একটু আগেকার কোন নিউজে দেখলাম যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো হুট করে মারা গেলো আমি আফসোস করলাম, আ হয়তোবা মারাই গেছে। পরে নিউজে ঢুকে দেখতেছি, যে এমনভাবে ওটা ও মানে কাজটা করছে যে, মরে যাওয়ার অবস্থায় আছে কিন্তু মরে নাই কিন্তু মরে যাবে এরকম একটা অবস্থা। সেটাকে এমনভাবে বলল যে মারা গেছে। তো এইযে আমি একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম <chuckles> হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হু, হু, হু।
আচ্ছা, আচ্ছা। ওকে। উম আচ্ছা। উম এ <laughs> মানে বিষয়টা দুঃখজনক। তারপরেও হাসিই চলে আসে আমাদের আসলে, আমাদের যে একটা এথিক্যাল যে স্ট্যান্ডার্ড এটা কিন্তু আমাদের অনেক কমে যাচ্ছে আসলে। তো এই এখানে ইতে বা যে মূল ভূমিকায় এইযে ফেক নিউজ গুলো, উ যেমন ব্যক্তি পর্যায় থেকে আসে। অনেক সময় দেখা যাচ্ছে, এটা আ যে আ বিভিন্ন ধরণের অনলাইন পত্রিকা আছে। তো অনেকের ঠিকানা আছে, অনেকের ঠিকানা নাই। তো এইযে মিডিয়ার যে ভূমিকাটা, এই মিডিয়া ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? তাদের কি আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত কিনা? এই বিষয়টা আপনার আ মতামতটা কি?
হ্যাঁ। <chuckles> উ হু, হু। উ হু, হু। হু। উম